এই তো খুবই ভালো আছি। আচ্ছা আমরা তো এখন বর্তমানে হচ্ছে বলতে গেলে তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যেই বসবাস, তাই না? <chuckles>
জি। জি, একদমই।
এই যে তথ্য আমি চিন্তা করি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির উদ্ভাবন আমাদের জীবনকে কতটা সহজ থেকে সহজতর করে দিয়েছে, সেটা বলার ভাষায় রাখে না। আচ্ছা আমিও যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি প্রতিনিয়ত আবিষ্কার করছে এবং আবিষ্কারের প্রত্যেকটা জিনিসই তো আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায়। তো আমরা কোন আবিষ্কারটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? আপনার কাছে কোনটা মনে হয়?
উম জি। অ্যা জি। উম জি।